আসলে, আমি একটু ঘরকুনো টাইপের মানুষ। মানে, আমি যখন, মানে, অবসর সময় পাই আড্ডা দেওয়ার জন্য, তখন আসলে আমার কাছে মনে হয়, আমার বাসায় অ্যা সবাই আসুক। আমার বাসায় বসে আমরা আড্ডা দেই, কিছু খাই, আরামসে বসি। কারণ, ওই যে ক্যাফে ট্যাফে, ওগুলোতে আসলে আড্ডা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে, একটা কফি খেতে যাচ্ছি কাজিনের সাথে। হয়তো বলল যে, আপু চলো অ যাই, একটু একচু মানে কফি একটু খেয়ে আসি। আ একটু ক কথা টথা বলি, ভালো লাগবে। আমার একটু মন খারাপ লাগছে। অনেক সময় কাজিন এরকম বলে। তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় যাওয়া হয়। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে, নিজের বাসার বেডরুমে বা ড্রয়িং রুমে আরামসে, গা টা অ্যা বিছানার মধ্যে এলায় দিয়ে একটু চা খাচ্ছি, একটু কথা বলছি ওইভাবে, ওই আড্ডাটা আমার কাছে আসলে বেশি ভালো লাগে। মানে, খুবই কমফোর্টেবল থাকা যায়, আসলে নিজের কমফোর্ট জোনের মধ্যে। তো ঐটাই আসলে আমার কাছে আ মজার লাগে, যে হ্যাঁ, নিজের পরিবারের মধ্যে, হ্যাঁ।
বুঝতে পেরেছি। জি, অবশ্যই। ঘুরে আসে। বুঝতে পারছি। বাসার মধ্যে। হ্যাঁ। বুঝতে পেরেছি। কমফোর্টেবল থাকা যায়, হ্যাঁ। তো, বুঝতে পেরছি। হ্যাঁ, বেশ সুন্দরভাবে বললেন কিন্তু যে, আপনি আপ বাসা বাইরেও যাওয়া হয়, কিন্তু এমন না যে বাইরেও যাওয়া হয় না। কিন্তু আ আড্ডা বে বেশি দিতে পছন্দ করেন হচ্ছে নিজের বাসার মধ্যে, কমফোর্ট জোনের মধ্যে। যে, আসলে, খোলামেলা কথা বলা যায়, যেমন খুশি তেমন করে কথা বলা যাচ্ছে। এটা একটা বিষয় রয়েছে। আপনি হচ্ছে আ রিল্যাক্স হয়ে কথা বলা যাচ্ছে। হ্যাঁ, রিল্যাক্সে কথা বলা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বেশ বললেন। আ আরেকটা জিনিস, যে আসলে যখন আড্ডা দেন আপনারা। আপনি বা হয়তো বা পরিবারের সঙ্গে দেন, বা আপনার হাসব্যান্ডের সঙ্গেই দেন। তো সেক্ষেত্রে, কথাটা বেশি বলে কে? অনেকে হয় না, যে বেশি কথা বলে। সেক্ষেত্রে, কথাটা বেশি বলে কে? আপনি, না আপনার পরিবারের লোকজন?
হু, হু, হু। রেক হওয়ার ব্যাপারও নাই, ওই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। উম ওরে বাবা! এই যদি আমার হাসব্যান্ডের সাথে আমি আড্ডা দিতে বসি, আমার হাসব্যান্ড এত কথা বলে, বাবা রে বাবা! মানে সে অনেক কথা বলে। এবং তার ওস আসলে যেই জিনিস দেখে তাকে আমার ভালো লেগেছিল যে, সে পা পারপাজ ড্রিভেন। মানে, ক্যারিয়ার নিয়ে কথা বলা, বা ব্যবসা নিয়ে কথা বলা। এবং আজ পর্যন্ত তার সাথে আমার ৪ বছরের একটা, আ মানে, বিয়ের আগে ৪ বছরের, তার সাথে আর আরকি বন্ধুত্বের চেয়ে একটু বেশি একটা সম্পর্ক ছিল। আ কিন্তু এরপরে হচ্ছে বিয়ের পর, বিয়ে হয়েছে ১ বছর। তো এই যেই সম্পর্কের সময়টা, এই পুরো সময়টা জুড়ে, আমার হাসব্যান্ড শুধুমাত্র এই ব্যবসা, ক্যারিয়ার, এইসব নিয়েই সবসময় কথা বলেছে। দেখা যায়, আমরা কেবল বিয়ে করেছি তখন। জাস্ট কেবল বিয়ে হয়েছে, মানে, ১ সপ্তাহ হয়তো হইছে। তো আমরা একটু ছাদে গিয়ে বসছি। আমরা দুজনাই বসে, বসে, ওই ব্যবসা নিয়ে কথা বলা শুরু করেছি। মানে, রোমান্টিক গল্প যে করব, আচ্ছা ঠিক আছে, নতুন বিয়ে হয়েছে, অনেক পরিকল্পনা, এটা সেটা। না, ওগুলো না। আমরা ওই বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ঐটাই আসলে ওর সাথে বেশি হয়। হ্যাঁ।
হ্যাঁ, একদম। জি, অবশ্যই। বন্ধুত্ব ছিল। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। একদম। বুঝতে পেরেছি। উ, লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়েই। বুঝতে পেরেছি।